জি, একদম ঠিক বলেছেন। আসলে বন্ধু-বান্ধব বা তাদের সাথে সময় কাটানো বা তাদের সাথে বিষয়গুলো আ শেয়ার করলে কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ অনেক সময় আমাদের মানসিক চাপগুলো কমে যায়। তো এটি কিন্তু আসলেই আ তাদের সাথে এ এই ধরনের আ সময় কাটানো বা আপনি এমনিতেই সময় কাটান, তাদের সাথে বিষয়গুলো নিয়ে কথা বলেন। তারপরও কিছু, কিছু, বিষয় দেখবেন সবার সাথে আসলে শেয়ার করার মতো থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু নিজের যে কাজগুলো করলে ভালো লাগে, যেটি করলে ভালো লাগে সেভাবে। কোথাও ঘুরতে যাওয়া, প্রাকৃতিক সা মানে প্রকৃতির সাথে সময় কাটানো, আপনার পছন্দের কোন কাজ করলেন। জি। <chuckles>
হুম। হুম। হুম। হুম। হুম। জি, জি। ঘুরতে গেলেই আমার মনে হয় ঘোরাটা বেশ ভালো কাজ দেয়। প্রকৃতির কাছেই বেশি ঘুরতে গেলে ভালো হয় একটু। কয়েকদিনের ছুটি নিয়ে, ২-১ দিনের ছুটি নিয়ে যদি একটু ঘুরে আসা যায় সেক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে। আবার অনেকে না বলে যে একটু স্ট্রেস কমানোর জন্য না যোগব্যায়াম এগুলো ক কথা বলে। তাই না? ডাক্তাররা বলে হুম।
জি, জি। হ্যাঁ। জি, একদম ঠিক। <chuckles> জি, জি। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> একদম ঠিক বলেছেন। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আসলেই স্ট্রেস বা এই ধরনের আ মানসিক চাপগুলো কমাতে কিন্তু স্বাভাবিক ব্যায়াম, হাঁটা চলা আ এবং এগুলো কিন্তু খুব ভালো কাজ করে এবং তার সাথে তো আ স্বাস্থ্যকর খাবার এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আর দেখবেন যে এই ধরনের চাপের মধ্যে থেই আ থাকতে, থাকতেই কিন্তু অনেক সময় আমাদের কিন্তু স্বাভাবিক এবং মানসিক দিক থেকে অনেক ক্ষতি হয়ে যায়। মানে যারা এই যে চাপগুলো সে সময় কাটিয়ে উঠতে পারে না, আপনি হয়তো লক্ষ্য করবেন যে এই ধরনের কিন্তু অনেক ধরণ অনেকেই, অনেকেই দেখেছি আমার কথা বললে আমি অনেককেই দেখেছি। অথবা নিজের ক্ষেত্রেও যদি বলি মাঝেমধ্যেই কিন্তু এমনটা হয়ে ওঠে। যে আপনার সেই মানসিক চাপগুলোর কারণে শারীরিকও অনেক ক্ষতি হচ্ছে, মানসিক ক্ষতি হচ্ছে বিভিন্ন দিক থেকে।
হুম। হুম। হুম, হুম, হুম। হুম। হুম। একদমই ঠিক বলেছেন। আসলেই তাই। আসলে মানে এই মানসিক চাপটা তো ও সৃষ্টি হয়। মানে একটা মানুষের ব্যক্তিগত জীবন আবার কাজ সব কিছুর মধ্য দিয়েই হয়। তো কাজ আমরা আসলে আ মনে হয় এখন অতিরিক্ত কাজ করি। কাজ নিয়ে মনে হয় বেশি ব্যস্ত থাকি, তাই না? এইজন্যই কিন্তু চাপ। আবার কি হয়? অনেক সময় একটা কাজ করতে, করতে, অন্য আরেকটা ধরি, হ্যাঁ? দেখা যাচ্ছে কয়েকটা কাজ একসাথে শুরু করে দিই। তো এবার কোনটাই complete হয় না। তখন দেখা যায় মানসিক চাপটা অনেক সময় বেড়ে যায়। তো এটা, এটা, দেখে আমার মনে হয় কাজগুলো মানে একটা complete করে তারপরে আরেকটা হাত দেওয়া। একসাথে গুলিয়ে না ফেলে। অনেক সময় এই কাজগুলো নিয়েই অনেকে tension করে পড়ে যায়। যে আরে এতগুলো কাজ আমি কি করে করব একা এইভাবে? তো এর থেকেও হয়। তো এটার একটা balance অবশ্যই দরকার নিজের। কারণ অতিরিক্ত কাজের একটা মানে সময়ের একটা ব্যবহার করতেই হবে, সৎ ব্যবহার সেক্ষেত্রে। যে সঠিক সময়ে সঠিক কাজটা করলে ব্যক্তিগত জীবনেও অনেকটা সময় পাওয়া যাবে।
হুম, হুম। জি, জি। জি। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> একদম ঠিক বলেছেন। জি, জি। জি, জি। হুম, হুম। জি, জি। জি, একদম ঠিক বলেছেন। <chuckles> জি, জি। জি, ভারসাম্য, জি।